না, এইটাই মানে আমিও একমত এখানে যে আসলে যাচাই বাছাই করার আ জন্য যে ক্ষমতাটা কিংবা আপনার যে চ্যানেলটা যোগাযোগটা যাদের সাথে করা লাগবে। যে কোত্থেকে যাচাই করব এই ব্যাপারটা তো সবার আসলে জ্ঞান থাকে না। তো সেই হিসেবে আ কিংবা সব জিনিসই যে যাচাই বাছাই করার মতোও থাকে না একটু আগে যেটা বললাম। তো সেই যাচাই মানে করার মতো স যেই জিনিসগুলো থাকে না সেগুলো হয়তোবা আমরা যাদের বিশ্বাস করতে ইচ্ছে করে তারা করে। যারা বিশ্বাস করতে ইচ্ছে করে না তারা হয়তোবা করে না। কিন্তু আমার মতে যে আ এই অল্প কিছু দুষ্ট লোকের জন্য ভাই আসলে এত ভালো একটা জিনিস। কারণ আমি বলব যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা যেমন আমাদের পরবর্তী যে জেনারেশন টা আছে, তারা দেখেন কয়জনই বা টিভির সামনে বসে দেখে। কয়জনই বা পত্রিকা পড়ে। এখন আর কেউই বলা যায় যে আ পত্রিকা পড়ে না এই জেনারেশনের। তো এই যে যারা পত্রিকা পড়ছে না, টিভি চ্যানেল দেখছে না। আ কিন্তু আমরা বর্তমান বিশ্বের সাথে কিভাবে কানেক্টেড থাকি? আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম আ মধ্যে কানেক্টেড থাকি। সেখানে যখন এই যে অল্প কিছু দুষ্ট লোক এসে এসব জিনিস সরাতে থাকে, ভুলভাল ভুয়া খবর সরাতে থাকে, তখন কিন্তু এটা আসলে ভবিষ্যৎ প্রজন্মের মের জন্য খুবই আসলে দুঃখজনক হতাশাজনক একটা ব্যাপার। তাই না? কারণ এই একটা মাধ্যম যেভাবে আমরা জানতে পারি বিশ্বে বহির্বিশ্বে কি হচ্ছে, আমার নিজের দেশে কি হচ্ছে, সেখানেও যদি ভুল কিছু ছড়ায়, তাহলে এটা সত্যিই আমাদের আ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জাতির জন্য আসলে একটা আ খুবই বিপজ্জনক একটা ব্যাপার।
উম হুম। জী, জী। হু, হু। হুম। হু, জ্বি, জি, জি। জ্বী, জ্বী, জ্বী। হুম। হু, হু। উ জ্বী, জ্বী, জ্বী। জি, জি, জি। হু, হু। হুম, হুম, হুম। হু, হু। জ্বী, জ্বী, জ্বী। হুম। জী, জী, জী। হু, হু। হু। জ্বী, জ্বী, জ্বী। জী, জী, জী, জী, জী, জী। হ্যাঁ। আ হ্যাঁ। হু, হু। হু, হু। জি, জি। অবশ্যই আপনি ঠিক কথা বলেছেন যে জাতির জন্য বিপদজনক দেখেন। আমরা যখন ছোট ছিলাম তখন দেখা যেত যে আমরা কিন্তু পেপার পড়তাম। তারপরে আমরা টিভি দেখতাম। এখন যে আপনি যেই কথাগুলো বললেন যে সোশ্যাল মিডিয়ার আসার কারণে সবাই দেখাচ্ছে ল ল্যাপটপ কম্পিউটারে বা মোবাইলে স্ক্রল করে, করেই সময় কাটাচ্ছে। এবং সবকিছু ওখান থেকেই দেখে নিচ্ছে। সে এ পড়ে নিচ্ছে যতটুকু তার দরকার হচ্ছে। তা সেই জিনিসটা যদি এখন যদি বিশ্বাসযোগ্যতা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়ে যায় এবং সঠিক খবর হয় এবং সেই কারণে যারা ভুয়া খবর প্রদান করে তাদের জন্য যদি সরকার একটা আইনি পদক্ষেপ নেয়। তাহলে কিন্তু এটা অনেকটা কমে যাবে এবং আ আ আমরা আবার বিশ্বাসযোগ্য খবর পেয়ে থা থাকবো এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটাই শুনবো তখন কিন্তু সে সেটাই হচ্ছে হলো অ মনে হবে সঠিক আপনি কি মনে করেন?
হুম। জি। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী। হ্যাঁ। হু, হু। জ্বি। অবশ্যই হ্যাঁ। জি। হ্যাঁ, বিশ্বাস করতে হ্যাঁ। জ্বি, জি, এটা আপনি খুব ভালো কথা বলেছেন। আসলে এ ধরনের সাজেশন আমি বলব যে আ সরকারের কাছে অবশ্যই আছে। হয়তোবা সেটা এখন পর্যন্ত প্রয়োগ করতে পারছে না। কারণ বর্তমান সরকার আরো অনেক বড়, বড় বিষয় নিয়ে আসলে এই মুহূর্তে ডিল করছে। তবে আমি আশা করব এটা খুব শীঘ্রই আসলে এই ধরনের জিনিস কিছু হবে। যে যেভাবে আমরা আ ভুলভাল আ সংবাদ থেকে নিজেদেরকে আলাদা রাখতে পারবো, নিজেদেরকে নিরাপদ রাখতে পারব। এটা নিয়ে সরকার অবশ্যই কাজ করবে। এবং ওদের বড়সড় জোরসোর শাস্তি যেন হয়। সেটা আমি করব। যাই হোক ভাই খুব ভালো লাগলো আপনার সাথে আসলে এই বিষয়ে আলাপ করতে। অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে। তো আশা করি আপনার সাথে আবারও কথা হবে।
হু। হু, হু। হু, হু। দিয়ে দিল। হু। হু, হু। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বি, জ্বি। ২য় অবস্থায়। হুম। জ্বি, জ্বি, আমিও আমা আমারও আমারও ভালো লাগলো আপনার সাথে কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ে আবার কোনো এক সময় কথা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ও সামাজিক যোগাযোগ অন্য ধন্য
জি। জ্বী, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

আ হ্যাঁ, আপনি যেটা বলেছেন একই জিনিস তো আসলে সবার সাথেই ঘটেছে। আমিও দেখেছি ধরেন আ দেখাচ্ছে পেঁয়াজের দাম ৳৩০ কেজি। কিন্তু অ্যাকচুয়ালি যে দেখছি যে ওই ৳৫০, ৳৬০ দিয়েই বিক্রি করছে। তো এগুলো আসলে এ কি বলব যে সরকারের বিশেষ দোষ না। এগুলো মানুষেরই আসলে আমাদের দোষ যে আমরা ভুলভাল খবর আসলে বাজারে ছড়াই। আ যেন আসলে বেশি, বেশ কাস্টমার বাজারে আসে, যাতায়াত করে। কারণ বাজারে আসলেই কিন্তু আপনি দেখুন যেখানে ভেবেছিলেন হয়তোবা ৳৫ কেজি পেঁয়াজ নিয়ে আসব বাসায় অন্তত ১, ২ কেজি তো কেনা হয়। এটাই তাদের লাভ। <chuckles> ভুলভাল প্রচার প্রচারণা করে। তো শুধুমাত্র আমি মনে করব যে আসলে বে বে সোশ্যাল মিডিয়াতেই যে এসব ভুলভাল খবর ছড়ায় তা না। এখন আপনি বিবিসি, সিএনএন এর মতো সংবাদ মাধ্যম যখন ভুল খবর ছড়ায়, তখন এরা আর কি শিখবে বলুন?
হু, হু। হু, হু, হু। হু, হু, হু। হুম, হুম। হুম। হু, হু। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হু, হু। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। তো হুম, হুম। হু, হু। হু, হু। আসলে কি বিবিসি, সিএনএ এর যেই সমস্যাটা হয়ে থাকে সেই সমস্যাটা কি দেখা যায় যে ওরা স্থানীয় সংবাদ মাধ্যম বা কোনো মাধ্যমের মাধ্যম থেকে ওই খবরটা নিচ্ছে এবং নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই খবরটা সঠিক না হওয়ার কারণে ওইটা ভুলবশত হয়ে যাচ্ছে। সাধারণত ওরা এরকম করে থাকে না আপনি কী মনে করেন?
জি। হ্যাঁ, হ্যাঁ। সেটাই।